আচ্ছা, ঠিক আছে।
হেলো।
হ্যালো আ কেমন আছেন?
শুভ সক অ্যা জি আছি আলহামদুলিল্লাহ। শুভ সকাল। জি ধন্যবাদ আপনাকেও।
শুভ, শু শুভ সকাল। হ্যাঁ আজকে মোটামুটি সকালবেলা আবহাওয়াটা একটু ঝিরিঝিরি বাতাস আসছে। হ্যাঁ, হ্যাঁ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাস। মনে হয় কালকে তীব্রতা কালকে তো রোদের তীব্রতা ছিল। আজকে থাকবে না। আজকে আবহাওয়া ভালো থাকবে। আবহাওয়ার সঙ্গে একটা মানুষের মনেরও সংযোগ আছে।
<chuckles> অ্যা আস আসলে। হুম। জি। হু, হু। হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই।
হ্যাঁ, হ্যাঁ।
মা আবহাওয়া ঠিক থাকলে মানুষের স্নিগ্ধতা চলে আসে। যেমন এই রাত্রে মেঘলা আকাশ ছিল। হুম, রাতে একটু স্নিগ্ধ ঘুম হয়েছে। যো যতই দিনের একটু গরম থাক না কেন? হ্যাঁ। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে? কি খবর?
হ্যাঁ সবকিছু। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, মোটামুটি ভালো।
আচ্ছা, আচ্ছা।
অ্যা আবহাওয়াটা অবশ্য রোদ গেলো তো রোদটা দরকার আছে, আমাদের তো কৃষি প্রধান দেশ। মানে ধানে ধানটাকে শুকানোর জন্য রোদের দরকার ছিল। একটু যারা একটু শৌখিন মানুষ বড় ধনী মানুষ তারা তো তাদের অসুবিধা লাগবে কিন্তু খুব দরকারি জিনিস। যাই হোক সব মিলিয়ে পরিবেশ ভালো। হ্যাঁ, এখন আমাদের কাজ
হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। জি। <smacks lips> তো একটা কথা না বললেই না। মানে আসলে দেখুন, এই যে আপনি কৃষির কথা বললেন, কৃষি প্রধান দেশ। আগে আমি দেখতাম যে আপনার অ্যা মানে মাঠে কৃষক গিয়ে ধান কাটতো। হ্যাঁ, এখনও কাটতেছে। কিন্তু জিনিসটাকে আরো সহজলভ্য এখন খুব কম দেখা যাচ্ছে যে কৃষক মাঠে গিয়ে ধান কাটতেছে। আমি
বলেন। হুম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আমি সেন হ্যাঁ আমি একটা সেইদিনকে মেশিন দেখলাম। ওটা নাকি কাটে। কাটা য কিছুদূর কাটার পর একদম মানে ইয়ে আরকি ধানটা আলো আনে একটা ওই ইয়ের মত লম্বা একটা নলের মত মানে ওই ট্রলির সামনে দাঁড়িয়েছে। ট্রলিতে ধানটা বোধহয় বাতাস দিয়ে ওটা সিস্টেম করা আছে। ট্রলি দিয়ে এক ট্রলি দিয়ে আবার ব্যাক করল। এই যন্ত্রটা আমি দেখলাম। এটা আমি আগে দেখিনি।
জি, জি। জি। হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি।

হ্যাঁ। <chuckles>
মানে মনটা যে আমার ভরে গেল। কিন্তু অসুবিধা হচ্ছে কি ওই মুঠোফোন তো জায়গা ছোট। তো একটু জুম করে আস্তে, আস্তে, বইটা দেখে নিলাম আরকি। তার মানে থাক পরে এটা তো প্রিন্ট করাও যাবে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, যাবে। আপনি
এমন কালারপ্রিন্ট তো অনেক হ্যাঁ। তো এইটাতে এই যে মানে ম আনন্দ মানে এর কোন তুলনা হয়না। হ্যাঁ। বলেন। হ্যাঁ।
হ্যাঁ ইবুক রিডারের মাধ্যমে সহজে পড়তে পারেন। জি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আসলেই। মানে প্রযুক্তি আমাদের প্রত্যেকদিন জীবনে হোক, ছোটখাটো। এই যে ছোটখাটো আপনাকে উদাহরণ দেই আমি। আ দেখুন আগে যে মসলা আমরা যে কত কষ্ট করে গ্রামের মা-চাচি ঠিকঠাক করত। হ্যাঁ। একদিন সারাদিন লেগেই যেত আরকি। এখন দেখুন হাতের সাথেই ব্লেন্ডার আছে। আগে কাপড় ধুতে, ধুতে, লো আগে তো বাসায় লোক কাজ করতো, এখন তো আর লোক পাওয়া যায় না। হ্যাঁ আপনি কাজের লোক পাবেন না। আপনার কাজ আপনাকেই করতে হবে। কিন্তু সারাদিন কর্মব্যবস্থার মধ্যে এই সংসারের কাজ হয়ে ওঠে না। এখন দেখুন ওয়াশিং মেশিন এর মাধ্যমে আপনি সহজে কাজ করতে পারতেছেন। এই যে আমাদের দৈনন্দিন অ্যা মানে সব ক্ষেত্রেই আপনি দেখুন ঘুমাতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠার আগে। আপনার প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু প্রযুক্তির কোন না কোনভাবেই ছোয়া আছে। হুম, তো সেক্ষেত্রে দেখুন প্রযুক্তি আমাদের এ্যা প্রতিদিনের ছোট, ছোট, জরুরাতগুলা ম মানে মজাদার করে তুলতেছে। মানে সহজ করে তুলতেছে। <tsk> তো এ একটা বিষয় একটা বিষয় হল যে প্রযুক্তি কখনো, কখনো আমাদের মেজাজ ভালো রাখতে সাহায্য করে। হুম।
হু, বলুন হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। নিশ্চই। হ্যাঁ নিশ্চয়। তা তো বটেই। হ্যা, নিশ্চয়। হ্যাঁ, নিশ্চয়।
এই যে আমার সেদিন আমার সে হ্যাঁ এইটা আপনি ভালো কথা বলেছেন। সঙ্গীত, সঙ্গীত, একটা এ্যা মানে ওই যে একজন বলেছে এ্যা যে আপনি যদি ২-৩-৪ ঘণ্টা সুখ চান, হ্যাঁ। তাহলে আপনি মিউজিক শোনেন। মিউজিক শুনবেন। আপনি খানিকক্ষণ একটা এনার্জি পেয়ে যাবেন। মিউজিক কিন্তু খুব ভালো একটা। আর এই যে আমার বন্ধু বাইরের দেশে থাকে। হ্যাঁ মা আমার ভালো ফ্রেন্ড। তো যখন মন খারাপ থাকে আমি তখন তাকে ফোন দেই। তো এইযে প্রযুক্তির মাধ্যমে যখন আমি ফোন দেই। তো তার সাথে আমার কথা বলে খুব ভালো লাগে। প্রযুক্তি ছাড়া কিন্তু আমার এটা কখনোই সম্ভব হত না।
যেমন সঙ্গীত এ হ্যাঁ, বলেন। হ্যাঁ। হ্যাঁ নিশ্চয়ই। <chuckles> নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয় যেমন হ্যাঁ, বলেন, হ্যাঁ।
হ্যাঁ আর জি, আর একটা মানুষের মেজাজ ভালো রাখতে হলো সবচেয়ে এই যে, যেমন আপনি একটু আগেই বললেন, যে আপনি একটা বই পছন্দ করতেন। কিন্তু বইয়ের বাংলাদেশের দাম হলো ৳৩০,০০০ তো আপনি ইন্টারনেট সার্চ দিলেন, পে পেয়ে গেলেন। এই যে সহজলভ্যতা। মানুষের জ্ঞানের ভান্ডারটাই কিন্তু মানুষকে জীবনে এ্যা মেজাজটাই কিন্তু নিয়ন্ত্রণ করে। আপনি যে লোক যত জ্ঞানী সে লোক ততই মানে সুখী আরকি। তাই না?
হু। হ্যাঁ নিশ্চই, নিশ্চয়ই। হ্যাঁ। নে হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে তবে মানুষের একটা হচ্ছে কি মানে মেশিন নির্ভরটাও আবার একটা কথা আছে যে, "বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ" তবে মানুষে, মানুষে সম্প্রীতিটা যেমন এইযে বড়ো বড়ো শহরগুলোতে ঢাকাতেই এ্যা ঢাকাতেই পাশাপাশি ফ্ল্যাটে এই দরজা ওর দরজা, কারোর সাথে কারো সম্পর্ক নেই। মানে সারাদিন মানুষ ইন্টারনেট যন্ত্রপাতি নিয়ে হ্যাঁ।
তা আপনি কি বলতেছেন এ বিষয়ে? জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। একদম, আপনি দারুণ বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। হ্যাঁ আসলেই। মানে